আমি না অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে কি যে, আমি যে ফল-ফ্রুট গুলো খেতাম, তো ওগুলো আমি নানা সাইট বিশেষ করে YouTube এ খুঁজে দেখলাম যে আ ওগুলো তেমন একটা স্বাস্থ্যর জন্য ভালো না। যদিও কিনা আমার ওই ফল-ফ্রুট গুলো বাজেটের মধ্যে ছিল। কিন্তু এখন যখন দেখলাম যে, আসলে এগুলো তেমন স্বাস্থ্যকর না, উল্টা আমার ক্ষতিই হবে। তো সেগুলো বাদ দিয়ে আমি ভাবলাম যে নতুন কোন কিছু হচ্ছে add করি রুটিনে। কিন্তু যখন আমি বাজারে গেলাম আজকে, তখন গিয়ে দেখলাম যে, এত পরিমাণ দাম অন্যান্য ফল-ফ্রুট এর যেগুলো কিনা আমার ডেইলি কিনে যে খাবো সেটা পসিবল না। তারপরে হচ্ছে গিয়ে এখন এছাড়া যদি আমি add না করি মানে আ আ স্বাস্থ্যকর কোন কিছু যদি add না করি, তখন দেখা যাবে যে আবারও স্বাস্থ্যতা আমার খারাপের দিকে চলে যাবে। এখন কিভাবে যে কি করবো? কিভাবে যে বাজেট টা maintain করে স্বাস্থ্যকর খাবারগুলো add করব, সেটাই বুঝে উঠতে পারছি না।
আচ্ছা? হুম। আচ্ছা। হু, হু। জ্বি। হুম। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। আসলেই বেশ দুশ্চিন্তার অ্যা একটা ব্যাপার। কারণ উম জিনিসপত্রের আসলে দাম maintain করা নিয়ে আসলে আপনার অ্যা অনেক সময় প্রবলেম হয়ে যায়। উম Especially যেরকম আপনার একটা নির্দিষ্ট বাজেট আছে সেটার মধ্যে আসলে আপনি আপনার costing সবকিছু আসলে maintain করতে চাচ্ছেন।
হুম, জ্বি। হুম।
তো আ আপনার কি আসলে অ্যা অ্যা কোন নির্দিষ্ট কোন বাজেট আছে? যে আপনি এত টাকার মধ্যে আসলে আপনার এই ফুড বা আপনার এই যে স্বাস্থ্যকর খাবারটা আপনি বজায় রাখতে চান?
অ্যা হ্যাঁ আসলে আমার আ বাসায় টুকটাক খাবারের যে বাজেট টা আছে, সেটার বাহিরে হচ্ছে গিয়ে আমি স্বাস্থ্যকর খাবারগুলো কিনার জন্য, একটা আলাদা বাজেট করে রেখেছিলাম আরকি। যে আ খাওয়ার পিছনে যতটুকু যাবে, যাবে, আমার স্বাস্থ্য maintain করার জন্য, আমি হচ্ছে গিয়ে এই পরিমাণ ফল-ফ্রুট কিনতে হবে। পাশাপাশি বাদাম বা হচ্ছে নানারকম শাকসবজি এগুলো কিনতেই হবে, must তো ওগুলোর জন্য দেখা যাচ্ছিলো যে আমি ৳৪,০০০ করে রেখেছি আরকি আ মাসিক। আর এছাড়া আ যদি টুকটাক ভাত বা যেগুলো নরমালি খাওয়া হয়, সেগুলো মাসে ১ বারই কিনা হয়ে যায়, ১ম দিকে কিনা হয়ে যায়, তো আলাদাভাবে বাজেটের দরকার হয় না। কিন্তু ফল-ফ্রুট বা শাকসবজি এগুলো তো ফ্রেশ কিনা লাগে। এর জন্য হচ্ছে মাসের আমি একটা ওই ৳৪,০০০ র বাজেট নির্ধারণ করে, সেটার under এই হচ্ছে গিয়ে উম কিনতাম এতদিন। তা এখন গিয়ে দেখছি যে ওখানে প্রচুর পরিমাণ preservative use করা হয়, পাশাপাশি প্রচুর পরিমাণ সুগার থাকে। আ তো হচ্ছে গিয়ে এগুলো পুরো বাদ দিলেই আমার ভালো হবে। আমার দেখা যাচ্ছে যে বাহির থেকে দেখলে ম মনি মনে হচ্ছে যে, আমি স্বাস্থ্য আ ভালো হচ্ছে কিন্তু, ভিতর দিয়ে নাকি আমি পুরো এখন খারাপের দিকে চলে যাচ্ছি, তো এজন্যই অন্য কিছু add করার চিন্তা করছিলাম।
হু, হু। ওকে। আচ্ছা। হ্যাঁ। হুম। জ্বি। হুম। জ্বি। উম বুঝতে পেরেছি আসলে। আ মানে আপনার বাজেট যেহেতু আসলে লিমিটেড এর মধ্যেই আসলে আ আপনাকে সবকিছু মেইনটেইন করতে হবে। তো আসলে আপনি এম তো মোটামুটি সকল ধরনের খাবার খেতেই পছন্দ করেন, তাই না? তো আপনি কিন্তু অনেক ধরণের হেলদি খাবার আছে। যেমন দেখেন সাধারণত যখন আপনি যে উম ফ্রুটসগুলো যখন কিনতে যাচ্ছেন অ্যা মার্কেটে, তখন কিন্তু আসলে দেখা যায় যে যেই ফ্রুটসগুলো আসলে অনেকটা বিদেশী যেগুলো আরকি, যেগুলো আসলে ইম্পোর্টেড মাল, সেগুলো কিন্তু আসলে বেশি এক্সপেনসিভ হয়ে থাকে। আর যেগুলো আসলে লোকাল মার্কেটে একদম দেশী পণ্য যেগুলো, দেশী যেরকম ফলগুলো আছে, ধরেন আপনি এখন ভিটামিন সি খুঁজতে যাচ্ছেন, আপনি ধরেন মালটা কিনবেন। যেখানে আপনি কিন্তু উ দেশি মালটাও পাবেন বা বিদেশিটাও পাবেন। আপনি একটু কষ্ট করে কখনো কি আসলে এভাবে ট্রাই করেছেন যে, দেশী যে ফলগুলো পাওয়া যায় অল্টারনেটিভ, এগুলোও ট্রাই করে খাওয়ার জন্য? টেস্টটা একটু ডিফরেন্ট হতে পারে কিন্তু, সোর্স টা কিন্তু আসলে সেইম এবং আপনি যা চাচ্ছেন সেটাই পাবেন। তা আপনার কেমন লেগেছে এগুলো?
জি। অ্যা হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। হুম। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। অ্যা হ্যাঁ আসলে আমি হচ্ছে গিয়ে নরমালি দেশি ফল-ফ্রুটগুলোই খাওয়ার চেষ্টা করি। যেহেতু বিদেশিগুলো দাম বেশি থাকে তো ওগুলো এমনিতেও আমার বাজেট ছিল না। ও দেশিগুলো হয় কি? অ্যা আমি দেখি যে বেশিরভাগ সময় আ কোনো পোকা থাকে না, অনেক ফ্রেশ লাগে দেখতে। আমি একটু খটকাই লাগলো কারণ আমি হচ্ছি গ্রামেই বড় হয়েছিলাম। তখন যখন আমি গাছ থেকে পেড়ে খেতাম তখন দেখতাম যে বেশিরভাগই পোকা থাকতো বা দেখতে একটু অন্য রকম থাকতো। কিন্তু বাজারে এখন যখন শহরে যেগুলো বিক্রি করে, ওগুলো দেখছি যে খুবই সুন্দর আর ভিতরে কোনো পোকাও হয় না। মানে অনেক ফ্রেশ মনে হয়। এখন একটা জিনিস যদি আমি আ ধরেন, এ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করি, তারপর হচ্ছে সেল করি ২-৩ দিন লাগিয়ে, তাহলে তো ওটা আরো নষ্ট বেশি হওয়ার কথা। কিন্তু এখানে এত পরিমাণ ফ্রেশ কিভাবে থাকছে, সেই চিন্তাটা আমি করেছিলাম আরকি। তো যখন খুঁজে আমি দেখতে গেলাম তখন দেখলাম যে প্রিজার্ভেটিভ ও অনেক রকম ইউজ করতেছে, আবার এগুলো খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো দেশিগুলো যদি আমি বাদ দিয়ে এখন বিদেশিগুলো কিনা শুরু করি তাহলে দেখা যাবে যে আমি খুব অল্পপরিমাণ কিনতে পারবো যেটা কিনা আমার স্বাস্থ্যের কোনো একটা বেনিফিট আসবেও না। আবার আমার যে একটা লিমিট সেটাও হচ্ছে গিয়ে মেইনটেইন করতে পারবো না।
জি। হুম। জি। হুম। রাইট। হুম। জ্বি, আসলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। মানে আপনার মূল সন্দেহের কারণ যে, আসলে এইযে freshness এর ব্যাপারটা, যে এতদিনেও আসলে কিভাবে ফ্রেশ থাকছে? তো সাধারণত কিন্তু ঔ এরকম বিভিন্ন ধরণের preservative ব্যবহার করে, অনেকে আছে যারা cold storage এ কিন্তু রেখে দেওয়া হয়। যে কারণে অনেক সময় কিন্তু দেখা যায় যে, কোন ধরনের chemical ছাড়াও কিন্তু অনেকদিন আসলে রাখা সম্ভব। তা আপনি কিন্তু আপনার যে পরিচিত যে সকল দোকানগুলো আছে, ওনাদের কাছ থেকে কিন্তু আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, বা ধরেন আপনার আশেপাশে যে সকল, ধরেন বাগান যারা আছে, আপনি সেখানে হয়তোবা একটু কষ্ট করে দেখা গেল আপনি weekend এ, কাজের ফাঁকে যখন আপনার ফ্রি টাইম থাকবে, আশপাশের লোকাল মার্কেটে কিন্তু আপনি যেতে পারেন। উম উম যেয়ে দেখেন লোকাল যেসকল আসলে এরকম ফ্রুটস গুলো পাওয়া যায়, তাদের সাথে যদি চাষীদের সাথে একটু কথা বলে সরাসরি কেনার কোনো অপশন থাকে কিনা? এমনটা হলে দেখবেন যে, আপনি directly বাগান থেকে কিন্তু ফ্রেশ মালামাল কম দামেই কিনতে পারবেন, যেটা আপনার বাজেটের মধ্যেও থাকবে এবং আপনি একদম গাছ থেকে পাড়া যে সকল জিনিসগুলো, সেগুলোও পেতে পারবেন। তে এভাবে কি আসলে ট্রাই করার কোন scope আছে?
হ্যাঁ। হুম, হুম। উম-হুম। হুম। হ্যাঁ। হুম। হুম, হুম। অ্যা হ্যাঁ, আমি আসলে এটাও ট্রাই করে দেখেছিলাম যেটা বললেন আপনি যে, "আশেপাশে যদি কোন বাগান থাকে বা পরিচিত কেউ থাকে, সেখান থেকে নিয়ে আসার।" ওখান থেকে নিয়ে আসলে হয় কি? যে অনেকটুকু কম দামে পাওয়া যায় আবার পরিচিত হলে তো, তেমন দামা-দামি করা লাগে না। তো সেই সুবাদে দেখা যেত যে, আমি বেশিরভাগ সময়ই আমার পরিচিত জিনিস আ পরিচিত যে মানুষজন আছে তাদের থেকে কিনে নিয়ে আসতাম। তো আনার পরে না, উনারা বলত যে, "কোন সমস্যা নেই বা কোনো কিছু হবে না। এগুলো ফ্রেশই আছে। তেমন আ chemical use ক হয়নি।" কিন্তু আনার পরে যখন আমি বাসায় এনে রাখতাম, তখন দেখতাম যে, আমি যদি মানি ফ্রিজেও না রাখি, বাহিরেও রাখি, তো ২-৩ দিনেও না কোন নষ্ট হওয়ার যে একটা প্রসেস, সেটা শুরু হয় না। আবার এমনও হত যে কেটে রেখে দিয়েছি। কিন্তু ভিতরে যে একটু কালো, কালো হবে বা কোন মশা, মাছি বা পোকা এসে বসবে, সেগুলোও না বসত না। তো তখন আবার আমার একটু কনফিউজ লাগতো যে, "আ বুঝলাম যে লোকাল যেগুলো সেল করে সেখানে অনেক preservative use করে বিধায়, আ সেগুলো দেখতে সুন্দর আ ইটিসি। কিন্তু এগুলো তো দেখতেও তেমন সুন্দর না। আবার বলল, preservative ও দেওয়া না। কিন্তু তাহলে কোন পোকামাকড় কেন বসতেছে না? বা এগুলাতেও কোন সমস্যা হচ্ছে না কেন? তো মনে হচ্ছে যে, আমার আ মানে আমি যেই বললেন যেটা ফ্রেশ খাওয়ার সেটা কখনোই পাবো না। আর পেলেও হয়তো বা আমার মনের মধ্যে একটা খুত তা থেকেই যাবে যে, "আ এইটার মধ্যে হয়তোবা কোন সমস্যা আছে বা কি"
উম-হুম। জি। হুম। জি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। এমন হচ্ছে কেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে আপনার অ্যা মূলত কিন্তু আপনার সন্দেহ হচ্ছে যে, এগুলো নষ্ট হচ্ছে না আর এবং তারা যেহেতু কথা দেওয়ার পরেও আপনি আসলে এমনটা দেখেছেন। অনেক সময় হয় কি জানেন? যে ফ্রুটস বা অন্যান্য যে সকল খাবারগুলো আছে, এগুলো কিন্তু আ ৩-৪ পদ্ধতিতে আসলে সংরক্ষণ করা হয়। এক ধরনের পদ্ধতি যেটা হচ্ছে আপনার, ফরমালিন ব্যবহার করা। আরেক ধরনের পদ্ধতি যেমন ধরেন, অধিকাংশ ফ্রুটস এর ক্ষেত্রে, মোম আছে যেটাকে আসলে এই মোম স্প্রে করা হয়। যাতে একটু শাইনি দেখায় এবং অনেকদিন টিকে থাকে। তাছাড়া আরো বিভিন্ন ধরনের ট্রিকস আছে যেগুলো হচ্ছে, cold storage এ রাখা বা ঠান্ডা জায়গায় রেখে দেয়, এভাবে নরমালি preserve করে। তা আপনি যখন তাদের কাছ থেকে শুনে নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু আপনি অ্যা যেকোনো খাবার ধরেন আপনি যেই খাবারগুলো কিনলেন
হু, হু। জি। হুম। হুম। হুম। জি।
কেনার সময় আপনি দেখবেন যে যেই খাবারগুলোতে বেশি covered খাবার। মানে ধরেন কলাতে যেরকম একটা লেয়ার থাকে, কলার খোসার মতো। তারপরে আপনি যদি পাকা কাঁঠালের কথা চিন্তা করেন, কাঁঠালের বাইরের কিন্তু একটা শক্ত লেয়ার থাকে তো সাধারণত এই যে chemical গুলো use করলে এটা কিন্তু ফ্রুটস এর একদম ভেতরে পৌঁছায় না সাধারণত বাইরের কাভারের লেয়ারে আছে। তা আপনি নিয়ে আসার পরে প্রচুর সুন্দর করে কিন্তু আপনি ধুয়ে নিতে পারেন। ধরেন ধুয়ে নেয়ার পরে উম কিছুক্ষণ আসলে রেখে দিলেন, তারপরে খোসা ছাড়িয়ে তারপরে আপনি খেলেন। Even অ্যাপল যখন আপনি কিনবেন নরমালি তো আসলে অ্যাপল হচ্ছে আপনার সবাই directly খেয়ে ফেলে। তো আপনি কিন্তু একটা সুন্দর ট্রিকস ফলো করতে পারেন। ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আপনি ধরেন একটু mid temperature এ রাখবেন যাতে মোম থাকলেও আসলে এগুলো ক্লিন হয়ে যেতে পারে। তারপর আপনি মনে করেন যে, খোসা দরকার হয় একটু হালকা ছিলে তারপরে খাওয়া-দাওয়া করলেন। এছাড়াও আপনার কমলালেবু আছে, কমলালেবুও আপনি যে খোসা ছাড়িয়ে তো এমনিতেই খেতে হয়। উম তাছাড়া মাল্টা-টাল্টা অন্যান্য যে সকল ফ্রুটস গুলো আছে, এভাবে কিন্তু আপনি ছোট, ছোট আসলে tricks apply করতে পারেন। এছাড়াও যদি আপনি আরো বেশি ট্রিকস চান তবে আপনি কিন্তু YouTube এ অনেক সহজ-সরল এরকম বেশ কিছু আসলে tips and tricks দেওয়া থাকে। এ এগুলো কিন্তু আপনি আসলে ফলো করে দেখতে পারেন আম উম উ কী মনে হয় আপনার কাছে? এগুলো আপনি করতে পারবেন? বা কেমন মনে হচ্ছে আপনার কাছে কাজে লাগার মতো?
হ্যাঁ। উম-হুম। হুম। হ্যাঁ। উ-হুম। হু, হু। হ্যাঁ এখন গিয়ে মনে হচ্ছে যে, "না আ হয়তোবা অনেক লেয়ারে হচ্ছে গিয়ে ওরা preservative দেয় বিধায় একদম ভিতরে হচ্ছে সমস্যাটা হয় না।" কিন্তু কিছু, কিছু উম মানি ফল fruit থাকে না? যেমন ধরেন পেঁপে বা আপেল, ওগুলো তো আর ছিলা লাগে না, বা ছিলার পরে যদি দেখি ভিতরে তেমন একটা নষ্ট হচ্ছে না, তখন আসলে আমি কী করব?
জ্বি। হুম। হুম, আসলে পেঁপে বা অন্যান্য যে সকল fruits গুলো আছে, যেগুলো আসলে দেখছেন ভেতরে আসলে নষ্ট হচ্ছে না, সেগুলো আপনি কিন্তু ধুয়ে খাওয়ার মতোই মোটামুটি। তবে আপনি যদি দেখেন, যে অনেকদিন রেখে দিয়েছেন বাইরে, তারপরেও ঐ জিনিসটা ভালো নেই, তাহলে আপনার বুঝতে হবে, এটা বেশি পরিমাণে আসলে chemical ব্যবহার করা। তো এই ধরনের খাবারগুলো কিন্তু আসলে না খাওয়াই ভালো, হ্যাঁ? তো আপনি ওইগুলো আসলে এড়িয়ে চলবেন। ম্যা এবং আপনি যেই দোকান থেকে নরমালি এই খাবারগুলো কেনেন, তার সাথে কিন্তু আপনি discuss করে দেখতে পারেন, অনেক সময় তারা কিন্তু refund এর একটা অপশন রেখে দেয়। তবে আপনি যেগুলো আসলে বড়, বড় supermarket যেমন ধরেন আম Agora বা Shwapno, এখানেও কিন্তু কম দামে organic fruits কিন্তু কিনতে পাওয়া যায়। তা আপনি কিন্তু ওদের সাথেও কথা বলে দেখতে পারেন, যে আপনার বাজেটের মধ্যে কোনো ঐ ধরনের আসলে organic fruits গুলো পাওয়া যায় কিনা?
হুম। উহু। উহু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম, আসলে আমি supermarket এ গিয়ে আম কখনো ট্রাই করিনি। ঐ স্থানীয় বাজার থেকেই হচ্ছে দেখা যাচ্ছিল যে, বারবার দেখছিলাম যে আসলে কেমন পাওয়া যায় বা কোন দিকে কি হয়? আর আপনি আরেকটা যেটা বললেন যে, যেগুলোর বেশি লেয়ার থাকে, সেগুলোর ভিতরে preservative যাওয়ার চান্সেস কম। তো ওগুলোই আমি এখন থেকে বেশি কিনার ট্রাই করব। আর যেগুলোতে বেশি সমস্যা দেখেছি, মানে preservative বেশি মনে হয়েছিল, সেগুলো বাদ দিয়ে দিবো। দেখি আসলে অ্যা কেমন হয় ব্যাপারটা?
জ্বি। হুম। জি। হ্যাঁ, আশা করি আপনি আম পেয়ে যাবেন আসলে। আপনি একটু খোঁজ আ নিলে, চোখ, কান খোলা রেখে যদি আপনি কেনাকাটা করেন, সবার সাথে একটু কথা বলে নেন, তাহলে আপনি কিন্তু উ খুব সহজে আসলে ওরকম বাজেটের মধ্যেই স্বাস্থ্যকর খাবার আসলে খুঁজে পেতে পারেন। তবে ফল fruits এর পাশাপাশি কিন্তু আপনি শাকসবজিও অনেক কম দামের মধ্যেই আসলে চালিয়ে যেতে পারবেন। তা অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হুম।